আমি আসলে দুইটাকেই ব্যালেন্স করার চেষ্টা করি। যেরকম হচ্ছে গিয়ে যদি কালা ভুনার কথা বলি, চিটাগাংড়া হচ্ছে ওরা এক ধরনের মসলা ইউজ করে যেটাকে আসলে রাঁধুনি বলা হয়। রে স্পেসিফিকলি আলাদা ওখান থেকে আনতে হয়। তো আমার কাছে যখন শেষ হয়ে যায়, আমরা তো পাঁচফোড়ন সবাই জানি। যে পাঁচফোড়ন জিনিসটা কি। সেটাকে আমি অল্টারনেটিভ হিসেবে আসলে ইউজ করি। আর যেটা করি যে এটাই তো পুরোটা আসলে সরিষার তেলে রান্না করা হয়। আমাদের সয়াবিন তেল থেকে কিন্তু আলাদা জিনিসটাকে করা হয়। আ আর এ আরেকটা ব্যাপার হয় এটা কিন্তু প্রচন্ড স্পাইসি হয়। তো আমি যেটা করি স্পাইস লেভেল টা আসলে একটু কমিয়ে ফেলি। যাতে সবাই আসলে খেতে আর আরেকটা হেলথিনেস এর কথা যেটা ব্যা আ বললেন। আ দেখা যাক কি অনেক কিছুই কিন্তু আমাদের প্রচন্ড ঘিতে রান্না করতে হয়। সেক্ষেত্রে আমি যেটা করি ঘিটা একদম কমিয়ে ফেলি। যেটা একদম না দিলেই নয় কিংবা আ একটু চালাকি যেটা করি এখন।
হুম। আচ্ছা। <clears throat> হুম। আচ্ছা। হুম। রাইট। হ্যাঁ। আচ্ছা। হুম। নিভু, নিভু, আলো হ্যাঁ।
হ্যাঁ যেটা চালায় বলতে পারেন ট্রিক হিসেবে। পুরোটাই হচ্ছে একদম কম তেলে রান্না করি কিংবা ফার্স্ট এই, মানে বেশি ঘিটা দেই না। নামানোর সময় হচ্ছে একটু ঘিটা দেই। যাতে ফ্লেভার টা হ্যাঁ, একদম এই মুখে দিলেই বুঝা যায়। আমার বেশি ইউজ ও করতে হচ্ছে না। কারো জন্য জিনিসটা আনহেলথি ও হয়ে যাচ্ছে না। আবার টেস্টে ও একদম ভালো থাকছে।
হ্যাঁ, হ্যাঁ। ও সেক্ষেত্রে হচ্ছে ফ্লেভার টা থাকে। রাইট হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। ঘি বেশি ইউস করলে বা, ঘিটা যদি প্রথমেই দেওয়া হয় মানে তেলের পরিবর্তে যদি ঘিটা দেওয়া হয়। আ সেই ঘিটা আ মানে আপনি যেমনটা বলছিলেন যে, হিট দিলে কিন্তু ঘিটার স্বাদ নষ্ট হয়ে যায় কিছু, কিছু, ক্ষেত্রে বা, হ্যাঁ দেখা যাচ্ছে যে সেটা আ মানে এমনিতে তো পুরে না বা, পুরাটা বলা যায় না। কিন্তু মনে হয় যেন ঘিটা পুড়ে গেছে, এরকম মনে হয় আরকি কখনো, কখনো। এবং সেটা ওভারঅল আ যে টেস্টটা আছে সেই টেস্ট টাকে আসলে একটু খারাপ করে ফেলে। আ তো এইটা খুব চমৎকার একটা পিস আপনি এপ্লাই করেন যে আসলে পরবর্তীতে উপরে একটু ঘি দিয়ে দিলে ফ্লেভার টা বজায় থাকে এবং সেক্ষেত্রে হচ্ছে স্বাস্থ্যগত ঝুঁকিটাও থাকে না। তো রান্নার হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই।
হুম। হ্যাঁ, হ্যাঁ। বা, পুড়ে যায়। হুম, হুম। আ আরেকটা যেটা করি এটা হচ্ছে গিয়ে আ ঘিটা আমি কখনোই ডিরেক্ট দিই না। আ আমাদের যে নরমাল কুকিং অয়েল থাকে, সেটার সাথে একটু তেলটা দিয়ে তারপরে যদি যেখানে আসলে ঘিটা আমার বেশি যেরকম হচ্ছে পোলাওয়ের চালটা যখন আমরা ভাজি, চাল পোলাওটা রান্না করে চালটা যখন ভাজি তখন হচ্ছে গিয়ে আমি যেটা করি তেলের সাথে ঘিটা আসলে মিক্সড করে ফেলি। এতে হয় যে চালটা ভাজলে কিন্তু চালের সাথে সেই ঘি এর যে এরোমা সেটা কিন্তু একদম ব্লেন্ড হয়ে যায়।
<clears throat> হুম। হুম। হুম। হুম। বাহ! হুম।

হ্যা, হা, হ্যাঁ, এটা আসলে খুব দারুণ এবং আ খাবারের স্বাদটা যদি এরকমভাবে চেঞ্জ হয়, দেখা যাচ্ছে যে, একদিন যদি এরকম ধরেন আ খুব আ মানে মজাদার খাবার খাওয়া যায়, এবং হচ্ছে যেটা আসলে সবাই ডিজার্ভ ঐ খাবার খাওয়া যায় বাকি ৬ দিন কিন্তু ধরেন, একটু কষ্ট মষ্ট করে হেলথি খাবার খেয়ে ফেলা যায়। কি বলেন?
হুম, হুম। তবে ব্যাপারটা হয় কি, মাঝখানে সেখানেও মাঝখানে আ ডিফারেনসেস আছে। যদি কোন কারণে, কো বাসায় যদি গেস্ট আসছে, এরকম হয়। তখন তো আসলে, তখন ওই ৬ দিনের মাঝখানেও রান্না করা হয়। এরকমও কিন্তু হয় যে এরকম আ আমাদের বাসায় প্রায় সময় যেহেতু আমরা পাশাপাশি সবাই একান্নবর্তী পরিবার, এখনো বিলং করি। তো, আশেপাশেই আমরা সবাই থাকি। আ তো দেখা যায়, এরকম কেউ আসছে। হয়তো বা স্নাকস এই খুবই হেভি কিছু বানিয়ে ফেলেছি কিংবা হুট করে আপুরা এসে বলতেছে, এই একটু বারবিকিউ করো কিংবা এরকম করো। এরকম কিন্তু হয় আমাদের। প্রায় সময় এরকমই প্লান থাকে। আ তো চাইলেও দেখা যায় যে, হেভি ফুডটা এভয়েড করতে চাচ্ছি, কিন্তু করা হচ্ছে না।
<clears throat> হুম। হুম, হুম। আচ্ছা। হুম। বাহ! হুম। বাহ। হুম। আ মানে, এটা হচ্ছে দেখা যায় যে, আসলে গেস্ট আসলে, জিনিসটা একটু বেশি হয়ে যায়, বা যখন আসলে অতিথি আপ্যায়নের বিষয়টা থাকে, তখন তার স্বাস্থ্যের দিকে দেখলে চলে না। তখন হচ্ছে, অতিথিকে কিভাবে ভালোভাবে আপ্যায়ন করতে হবে। ও একই সাথে, একটা ভালো আয়োজন হইলে তো আসলে
হুম, হুম। দম আর আসলে ওদেরকে তো ২-৩ পদ দিয়ে খাওয়ানো যায় না। এট লিস্ট তো ৫-৭ পদ থাকতেই হবে <chuckles> ব্যাপারটা এমন।
তা তো লাগবেই, হ্যাঁ আর, রান্না হইলে তো শুধু আর অতিথির জন্য হবে না। যারা করতেছে, তারাও তো খাবেই। দেখা যাচ্ছে, বিষয়টা এরকম।
সেটাই। এট লিস্ট তো মানে, আমার বাসায় যে এরকম যে, নরমাল ও যদি ২-৪ জনের গেস্ট আসে, সেখানে দেখা যাবে ২০ থেকে ২২ জনের রান্না করতে হবে। এরকম একটা ব্যাপার।
বাহ! এটা আসলে খুবই দারুণ এবং এগুলা কখনো কখনো আসলে, আনন্দের আ যোগান দিয়ে থাকে। যেমনটা আপনি বলছিলেন যে, <smacks lips> আপনাদের একান্নবর্তী পরিবার, বা আশে পাশেই সবাই থাকে। সেক্ষেত্রে এটা কি অনেক সময়, একটা উৎসবের মত, হয়ে যায় না? যে কেও অতিথি আসলে দেখা যাচ্ছে ২০-২২ জনের রান্না তো, ওইটা করতেও তো অন্তত, ৪-৫ জন মানুষ প্রয়োজন হয় কখনো কখনো। ১-২ জনের জন্য তো আসলে টাফ হয়ে যায়।
হুম, হুম। অ্যাকচুয়ালি, বেসিক্যালি আমি আর আম্মুই রান্না করি। বাকিদের আসলে, হেল্প লাগে না। কারণ, বাকি সবাই দেখা যায় যে, আমরা যেহেতু জানি ওরা আসবে। তো ঐটা একটা ব্যাপার থাকে। ঐদিন ঐভাবেই আসলে প্রিপারেশন টা নেওয়া হয়। হয়তোবা সকাল থেকেই, কিংবা রাত থেকেই যেটা আমি করি, কিছু জিনিস আ আসলে করে ফেলা হয়। যেরকম, পেঁয়াজ-টেয়াজ থেকে শুরু করে, যেগুলো কাটাকাটি, একটু ঝামেলাদায়ক মনে হয়, আমার কাছে। এগুলো আমি আগে থেকেই একদম করে, সবকিছুই এয়ার টাইট বক্স এ আসলে বক্স, বক্স, করে রেখে দেই। কিংবা, চিকেন কিংবা বিফ যেটা হয় যে, একদম ভোরবেলা উঠেই আম্মু ওগুলো হ না, মেরিনেট করে না ওগুলো, একদম ফ্রেশ রান্না করাই হয়। কিন্তু আম্মু একদম ভোরবেলা ফজরের নামাজের পরে উঠে দেখা যাচ্ছে যে, সেগুলো আসলে ভিজিয়ে দিয়েছে, যাতে আ এগুলোকে প্রসেস করতে আসলে সুবিধা হয়। আর তাড়াতাড়ি রান্না হয়ে যায়। হ্যাঁ, আর গেস্ট আসলে যাতে তাকে বসিয়ে রেখে আমার কিছু করতে না হয়। আমরা আড্ডা দেওয়ার একটা টাইম পাই, আর সবকিছু আমার প্রিপেয়ার ও থাকে।
আচ্ছা। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। হুম। হুম। মেরিনেট করে রেখে দেন, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। সুবিধা হয়, হ্যাঁ। আচ্ছা, বাহ। হুম। আগেই আসলে সেটা করে ফেলেন। বাহ! খুব চমৎকারভাবে বলছিলেন যে, আসলে আপনি কিভাবে আ রেসিপি ইম্প্রোভাইজ করেন। কখনো, কোনো যদি রেসিপিটা আপনার মনে নাও থাকে, সেটা হচ্ছে, নিজের মতো করে ফেলতে পারেন। এটা নিঃসন্দেহে আপনার কথা শুনে বোঝা যাচ্ছে যে, আপনি আ মোটামুটি রান্না-বার ব্যাপারে এক্সপার্ট আরকি। সেক্ষেত্রে, রেসিপি না থাকলেও আপনার কোন সমস্যা হবে না। এটাও বোঝা যাচ্ছে। এবং আ যেভাবে বলছিলেন যে, ২০-২২ জনের রান্না আসলে, ২ জনে মিলে করে ফেলা, এটা আসলে মুখের কথা না। এবং সেজন্য ওই লেভেলের এক্সপার্টই হইতে হয় এবং নিশ্চিতভাবে আপনি এ একজন এক্সপার্ট আরকি, বলা চলে। আ তো আসলে খুবই ভালো লাগলো আপনার সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে পেরে। অনেক ভালো থাকবেন আপনি। অনেক ধন্যবাদ।
হুম। হু, হুম। আচ্ছা।